অ্যা আসলে তারা যেভাবে কথা বলে 'ন' দেই উচ্চারণ করে, 'আই আইতন্ন যাইতন্ন না' কি যে বলে এইগুলা আসলে আ বোঝাটাই দা দুষ্কর। কিন্তু আমার বন্ধু থাকার কোনো হ্যাঁ জি, জি আমার বন্ধু থাকার কারণে আসলে অনেক ক্ষেত্রে অ্যা বেঁচে গিয়েছি। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মুরুব্বিরা কথা বলছে 'জি, হ্যাঁ, হুঁ' করে আসলে এ হে আসলে কনভারসেশন টা চালিয়ে গিয়েছি। এরক উহ হে জি, জি। তা তা তা তার পরের দিন আসলে বিয়ের অনুষ্ঠানের পরে ৩ দিন থাকা হয়েছিল। পরের অভিজ্ঞতাটা আরো দারুণ ছিল, আপনাকে বলছিলাম বোধহয় অভিজ্ঞতাটার কথা ওইসময়। আসলে আমরা ৪ জন ঐখান থেকে য যুক্ত হয়েছিলাম এবং পরে আরো ৬ জন বন্ধু এসেছিল। তাহলে ১০ জন বন্ধু হলো। এখন আমরা বললাম যে, আশেপাশে যে এ জায়গাগুলো আছে, স্মরণীয় জায়গা সেগুলো দে দেখা দেখার জন্য। তারপরে আ আ তা তার মানে অ্যা এ ই ই এইগুলো দেখার জন্য তো কে কি যাতায়াত মাধ্যম থাকতে পারে। এ্যা তা তা তখন তারা বললো কি যে বাইকের ব্যবস্থা করবে। আমি কই, "১০ জন, ১২ জন মানুষের জন্য বাইকের ব্যবস্থা আর সাথে যদি লোকাল লোক না থাকে তাহলে তো সমস্যা।" তা তা এই কথা শুনে গে গো বাই ই ইয়েরা এসেছে মেহমানরা এসেছে ১১ টা বাইক ক চলে আসলো আমাদেরকে ঘোরানোর জন্য। এটা আসলে একটা আমার কা জন্য
<laughs> আ তাদের ডায়ালেক্ট খুব ডিফারেন্ট। হুম। কিন্তু বুঝতে পারছে না আসলে কি বলছে, কি প্রশ্ন করছে এগুলি। হুম জি, জি, জি। হুম। জি। হুম, হুম, হুম। সমস্যা একটা হয়ে যাবে। হ্যাঁ। <chuckles> বাহ! মানে তারা তখন নিজেদের বাইকগুলি আপনাদের দিয়ে দিয়েছে, এরকম?
জি হ্যাঁ, দিয়ে দিয়েছে এবং সাথে, সাথে শু শুধু যে দিয়ে দিয়েছে তা নয় তারাও সাথে আছে। এবং দর্শনীয় জায়গাগুলো দেখা হলো এমনকি বাই আমরা চালিয়েছি। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে, তারা ব্যা ১১টা বাইক দিয়েছে সবাই নিচ্ছে, ৩-৪ জন আছে তারা। এবং তারা যদি সবাই যায় তাহলে তো আমরাও যে যেতে পারবো না। এবং সেই দামি, দামি বাইক দিয়েছে কিন্তু। আমি চালিয়েছিলাম আরশো R15 version 1 চালিয়েছিলাম। ওখন তো অ তখন তো version 1 মানে অনেক এ দামি বাইক।
বাহ! হুম। আপনাদের ঘুরে দেখিয়েছে। হ্যাঁ। বাহ। <laughs> হ্যাঁ, অনেক দামি। একদম। তো এই যে এই ধরনের একটা অভিজ্ঞতা হল হুম।
তা এটা এর এটা বোধহয় আমা আ এটা বোধহয় আমি আমার হলে আমি কোনো সময় এইভাবে কারো হাতে দিয়ে দিতাম না জি, জি, জি। <chuckles>
দিতে পারতেন না। <chuckles> বাহ! এটা তো বেশ দারুণ একটা অভিজ্ঞতার কথা বললেন যে, আসলে এই যে নোয়াখালীর মানুষের সাথে হয়তোবা এত সৌহার্দ্যপূর্ণ একটা আসলে পরিবেশে আপনি গেলেন। তো তখন তো ঐ যে মোটামুটি আসলে একটু আশ্চর্যিত হয়তোবা হয়ে গিয়েছেন, আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আসলে। হঠাৎ করে এরকম মানে একটা পরিবেশে যাওয়ার পর যখন দেখছি যে তারা আসলে এত, এত আতিথেয়তা হ্যাঁ।
এত আতিথীয়তা, এত এত সম্মান করা এটা আসলে ক আমার আ জীবনে আর কোনো সময় হয়ে ওঠেনি এখন পর্যন্ত।
হুম, হুম এটা তো বেশ দারুণ! তো এই যে আপনি তখন আসলে ঐ জায়গা থেকে আ মানে কোন ধরনের একটা মনোভাব নিয়ে পরে ফিরলেন ঢাকায়?

হুম। তো এই যে, এইসব জায়গায় এত জায়গায় আপনি ঘুরলেন। এই জায়গায় আসলে মানুষের মধ্যে আপনি এরকম তারতম্যটা আসলে কি দেখলেন? যে, আসলে আ মানুষ কিংবা সংস্কৃতি এগুলো কি সব একই দেখেছেন? নাকি এগুলো আসলে পরিবেশ কিংবা আসলে জায়গার উপর ডিপেন্ড করে আসলে ভিন্ন, ভিন্ন, এরকম একটা পরিস্থিতি আপনি দেখেছেন?
হ্যাঁ, এরকম তো হচ্ছে আরকি। জায়গা এক, এক, জায়গার লোকজন একরকম। বিশেষ করে রাজশাহী মানুষদের যাদের দেখেছি তারা খুব সহজ সরল প্রকৃতির হয়ে থাকে। উত্তর অঞ্চলে বিশেষ করে হ্যাঁ, উত্তরে দিনাজপুর, পঞ্চগড় এদিকে যেয়ে দেখেছি তারা আসলে আ মানুষের প্রতি মানুষের মমতা বোধটা একটু বেশি থাকে। জি। আর সবচেয়ে বে এটা বিষয় এটা আ আরো দেখা গিয়েছে, খুলনা অঞ্চলেও দেখা গিয়েছে। খুলনা অঞ্চলেও এরকম দেখেছি যে, খুলনার মানুষজন একে অপরকে এ সাহায্য করে থাকে। কিন্তু এই জিনিসটা আরেকটা
হুম। তাই! হুম। একটা সহমর্মিতা আছে। আচ্ছা। এটা শুধু আসলে তাদের পরিচিত যারা আছে তাদেরকে তারা এরকম সাহায্য করে থাকে? নাকি অপরিচিত যারা হয়তো বা যায় আপনার মতো।
অপরি অ, অ হ্যাঁ, অপরিচিতদেরও সাহায্য করে থাকে। কিন্তু এটা সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে আমার যশোরে যাওয়ার ক্ষেত্রে। যশোরে দেখেছি যে, এটা একটুকু অনেকাংশে কম এবং যশোরের মানুষ এটা আমার সাথে ব্যক্তিগতভাবে অয় ভাবে হয়েছে কিনা অন্য কারোর সাথেও ভালো হতে পারে যাদের সাথে আমার কথাবার্তা মে মেলামেশা হয়েছে কিছুটা রূঢ় প্রকৃতির।
হুম। আচ্ছা, আচ্ছা। মানে আপনি হয়তোবা অতটুকু আত অতিথিপরায়ণতা পাননি হয়তোবা যশোর থেকে নাকি?
জি, জি, জি, অবশ্যই। সবচেয়ে বেশি অতিথীপরায়নতা পেয়েছি নোয়াখালী থেকে <chuckles> যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
হুম। তাই! <chuckles> তো নোয়াখালীর মানুষের মধ্যে আসলে বৈশিষ্ট্যটা কি দেখলেন? যে, ওই জায়গায় যাওয়ার পরে আসলে তাদের শহর, কিংবা তাদের পরিবেশ, মানুষ এগুলো আসলে কেমন ছিল?

জি, জি, অবশ্যই। আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, আমার ফার্স্ট সেমেস্টারের একটা বেসিক ম্যাথের পরীক্ষা ছিল। ঐদিন পরীক্ষা ছিল হচ্ছিল সকাল ১০টা থেকে। আমি হচ্ছিল ৭:৩০ কি ৭:৩০টার দিকে বাসা থেকে রওনা দিয়েছিলাম এবং বাসে উঠেছিলাম ৭:৪০ কি ৪৫-এর দিকে। একদম নির্দিষ্ট সময়টা আসলে আমার মনে নেই। আমি উঠার পরে হচ্ছে হলো একটা নির্দিষ্ট জায়গায় আসার পরে, তারপর বাস থামিয়ে দিল। দেখলাম যে, কি প্রচুর ভিড়। আমি কেবল কি হলো কোন দুর্ঘটনা বা কোন কিছু জানা গেল যে, এয়ারপোর্ট থেকে হচ্ছে চীনের প্রধানমন্ত্রী আসছেন। এবং চীনের প্রধানমন্ত্রী আসার জন্য ১১টা পর্যন্ত রাস্তা বন্ধ করে রাখা হলো। আমি অ্যা পরীক্ষাটা দিতে পারলাম না। এই পরীক্ষাটা দিতে না পারার জন্য কিন্তু এটা আমার রিটেক হিসেবেই গণ্য হয়ে গেলো। এবং এর জন্য কিন্তু পরে আমার এক্সট্রা টাকা পরিশোধ করতে হয়েছে, যেটা আমি বাসায় জানাইনি। এবং তখনই আমি আসলে সিদ্ধান্ত নিলাম এখান থেকে কি করা যায়? ভার্সিটির আশেপাশে কোথাও যদি যেতে পারি, তাহলে আমার খরচটাও কমে যাবে এবং সময়টাও বেঁচে যাবে। এবং আমার এই ক্লান্তিটা থাকবে না যেটা আমার পড়াশোনার পেছনে একটা বড় effect ফেলছিল আরকি।
হুম, হুম। জি। আচ্ছ, রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। হুম, হুম, হুম। হ্যা। জি। <chuckles> হ্যা। তো আপনি যখন এই যে, নতুন একবারে ঢাকায় আসলেন, হ্যা? ১ম দিন যেদিন ঢাকায় পা রাখলেন তখন এই যে, আপনার আশেপাশে ঢাকার মানুষজন, ঢাকার ব্যস্ততা। ঠিক আছে? কিংবা এই যে, ঢাকার মানুষজনের আচরণ, এগুলোই আসলে মানে কোন একটা পার্থক্য কি দেখতে পেলেন যে, আপনি আসলে যেখান থেকে আস এসেছেন ওই জায়গার মানুষজনের সাথে আসলে ঢাকার মানুষজনের মধ্যে পার্থক্যটা কি দেখলেন?
আসলে দুর্ভাগ্যজনক বলব নাকি সৌভাগ্যজনক ভাবে বলব। আসলে এটা আমি দেখতে পারিনি। কেননা আমি নেমেছিলাম বাস থেকে হচ্ছিল ভোর ৫ঃ৪০ মিনিটের দিকে। এখন ঐ সময় তো এতটা কর্মাবস্থাটা ছিল না। হ্যা, হ্যা, তো আমি চলে আসলাম তখন দেখিনি কিন্তু পরে যখন দেখলাম, আসলে পরে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এবং অ্যা ওখান থেকে শিফট করে হচ্ছে হলো ভার্সিটির পাশে থেকে ছিলাম। ১ম এ অনেক সমস্যার মধ্যে পড়েছিলাম। যাদের সাথে উঠেছিলাম তারা ভালো ছিল না। ল্যাপটপ মোবাইল চুরি হয়ে গেল। তার মানে এতে যে, কি এক বাজে অভিজ্ঞতা আস্তে, আস্তে লোকজন ভালো লোকের সাথে উঠলাম এবং উঠার পরে হচ্ছিল ওখানে আস্তে, আস্তে একটা আধিপত্য সৃষ্টি হলো। আমার ভার্সিটি বড় ভাইরা ছিল তারা শেষ করার পরে চলে গেলো এবং যারা খারাপ ছিল তাদেরকে এ আস্তে, আস্তে সরিয়ে দিয়ে আমরা একটা নিজেরাই সার্কেল করে থাকা শুরু করলাম। তার মানে একটা বছর হচ্ছিল কষ্ট করতে হয়েছে। তারপরে তিন বছর আসলে নিজের মত করে, করে নিয়েছি। এবং ঢাকা শহর তখন আর কোন কিছুতেই আর ভয় পাওয়া বা uneasy ফিল করা এগুলো লাগতো না আরকি, হ্যা।
হুম। ওহো। <chuckles> মানুষজন থাকে না। হ্যা। আচ্ছা। হুম, জি। হুম। আচ্ছা, <chuckles> হ্যা। হুম। মানে এই যে, নতুন, নতুন যখন শহরে এলেন তখন আসলে প্রথমকার এক্সপেরিয়েন্স টা হয়তো একটু খারাপ ছিল। পরে ধীরে, ধীরে আপনি যে, শহরের সাথে হয়তো মানিয়ে ফেলতে পেরেছেন আরকি নিজেকে।